আচ্ছা এখন কিন্তু মানে দেখা যায় যে ফোনের যে বিষয়টা, সেটা কিন্তু বেশ নরমাল একটা বিষয় হয়ে গেছে। তো যখন আসলে আপনি ফোন ব্যবহার করা শুরু করলেন নতুন, নতুন তখন আসলে আপনার জীবনটাকে এই ফোনের প্রভাবটা মানে কীভাবে সবকিছু বদলে দিয়েছিল? যদি এই গল্পটা একটু বলতেন।
হ্যাঁ, আসলেও। আ যখন আসলে স্মার্টফোন আমি ব্যবহার করা শুরু করেছি, তখন অনেক ছোট ছিলাম। তো আ খুব একটা বেশি কিন্তু আসলে স্মার্টফোনের ব্যবহার কিন্তু আসলে বুঝতাম না। তখন কিন্তু আসলে স্মার্টফোন বলতে আ শুধুমাত্র স ছবি তোলা এবং সেই ছবিটাকে আসলে Facebook এ আপলোড করা এটাই কিন্তু আসলে বুঝতাম। তো আস্তে, আস্তে করে কিন্তু আসলে দেখা গেল যে আসলে বিভিন্ন ধরণের তখন কিন্তু আসলে আমাদের সেসময় সিওসি নামের একটি গেম ছিল। তো সেই গেমটি খেলার প্রতি কিন্তু প্রত্যেকেরই কিন্তু অনেক বেশি আসলে আ কিছুটা আসলে বা ভালো লাগার যে অনুভূতি, সেটা কিন্তু আসলে ছিল। তো তখন থেকে আসলে দেখা গিয়েছে যে আসলে মোবাইল ফোনটা ব্যবহার করার যে আগ্রহটা, সেখান থেকে কিন্তু আসলে বেড়েছে এবং এভাবেই কিন্তু আসলে আমি আমার জীবনে আসলে স্মার্টফোন ব্যবহারটা আসলে শুরু করেছি। এবং পরবর্তীতে দেখা গিয়েছে যে আসলে স্মার্টফোনের মাধ্যমে আমার জীবনকে অনেক বেশি সহজ করে দিয়েছে।
হুম, হুম। আচ্ছা। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। হুম, হুম। আচ্ছা। তো এইযে স্মার্টফোনের ব্যবহারটা যে বললেন যে একদম ছোটবেলায় ছ না অনেক ছোট ছিলেন এবং গেম খেলা থেকে আস্তে, আস্তে বিষয়টা শুরু হয়েছে। তো সেইক্ষেত্রে যখন একটু বড় হলেন, বুঝতে শিখলেন সবকিছু মিলিয়ে। তখন আসলে, মানে থাকে না? যে বোঝার যে জ্ঞান বুদ্ধিটাও তখন কিন্তু অনেক বেশি থাকে। তখন আসলে কীভাবে নিজেকে এগুলোর সাথে, মানে ফোনের সাথে নিজেকে কীভাবে ব্যস্ত করেছেন? বা, কীভাবে কী করেছেন? সেই সম্পর্কে যদি একটু বলেন।
একদমই। হুম। আ দেখুন ফোনের যে ব্যাপারটা সেটা কিন্তু বলবো যে, "আসলে প্রথমত আ ফোন বা, মোবাইল ফোন বা, ইন্টারনেট কানেকশন কিন্তু আমাদের জীবনকে সত্যিকার অর্থেই কিন্তু আসলে বদলে দিয়েছে।" এবং আমার অভিজ্ঞতার একটি ঘটনায় যদি আসলে বলি যে, "আমি যখন আসলে ছোটো ছিলাম তখন দেখা গিয়েছে আমি কিন্তু আ মুঠোফোন বা স্মার্টফোনকে ব্যবহার করে আ বিভিন্ন আসক্তিতে কিন্তু আসলে পরিণত হয়েছিলাম এবং বিভিন্ন ধরনের যে গেমসগুলো রয়েছে, সেটা কিন্তু আসলে আমি খেলা শুরু করেছিলাম। এবং পরবর্তীতে কিন্তু আসলে আমি বুঝতে পেরেছি যে আসলে স্মার্টফোনকে যদি আসলে আমি ভালোভাবে ব্যবহার করি, তাহলে আমার জীবনের ক্ষতি হবে এবং আমি যদি সেটাকে আসলে কার্যকরী ভূমিকা পালন করি ভালো ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমার জীবনটাকে সেক্ষেত্রেও কিন্তু আসলে বদলে দিবে এবং আ সেই বদলটা হবে আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন। যেটা কিন্তু আসলে আমার ভবিষ্যতেও বেশ কাজে দিবে। তো আমি কিন্তু পরবর্তীতে এমনটাই করেছি এবং সেক্ষেত্রে বলবো যে ছ
হু, হু। উম জি। উম জি। হুম। হু, হু। আচ্ছা। একদম। হু, হু। আচ্ছা। হুম। জি। আচ্ছা, তো এইযে বদলে দিয়েছেন। ছু পুরো সবকিছুটাকে বদলে দিয়েছেন। তো বদলে দেওয়ার ফলে দেখা যায় যে একটা রুটিন কিন্তু উম মানে নিয়মিত আপনার মানতে হয়েছে। তো সেইক্ষেত্রে আসলে কী, কী রুটিনগুলা আসলে আপনি ফলো করেছেন? বা কোন কৌশলগুলো আপনি আসলে জীবনে অবলম্বন করেছেন? যাতে এইযে বদলে দেওয়ার পেছনে ঘটনাগুলো আছে?
হুম। একদম, একদম। হ্যাঁ, দেখুন আসলে যখন বদলানো শুরু করেছি, আ প্রথমত কিন্তু আসলে সময়ের যে মূল্য, যে আসলে আ সময় একবার চলে গেলে সেই সময়টাকে কিন্তু আমরা ফেরত পাবো না। তো প্রথমত কিন্তু নিজের আ সময়ের মূল্যটা বোঝার চেষ্টা করেছি। এরপরে কিছুটা আসলে পড়াশোনায় কিন্তু আসলে ফোকাস করার, আস্তে, আস্তে করে কিন্তু বা, অল্প, অল্প করে কিন্তু আসলে চেষ্টা করেছি এবং এরপরে নিজেকে বোঝানোর চেষ্টা করেছি যে, "এইযে স্মার্টফোন থেকে যে gamma রশ্মিটা বের হয়, সেটা আমাদের চোখের জন্য ক্ষতি।" আমরা যদি অতিরিক্ত সময় ধরে কিন্তু ব্যবহার করি বা কোন রুটিন ফলো যদি না করি, সেক্ষেত্রে স্মার্টফোন কিন্তু আমাদের জীবনের জন্য কিছুটা আসলে ক্ষতিকারক একটি ব্যাপার হবে যেমন আমার চোখের ক্ষতি করবে। ভবিষ্যতে কিন্তু আমি চোখে আ দেখার যে ব্য ব্যাপারটা, সেটাও কিন্তু আসলে কিছুটা কম দেখব। তো সেগুলোও কিন্তু আসলে প্রথমত আমি নিজেকে আসলে আ বোঝানোর চেষ্টা করেছি এবং একটি রুটিনের মধ্যে কিন্তু আসলে নিয়ে এসেছি এবং আমার ঘুম, খাওয়া এগুলোকে প্রথমত ঠিক করার চেষ্টা করেছি। এরপরেই কিন্তু আসলে আমি…
হু, হু। হুম। হু, হু। ওকে। হু, হু, হু। হু। একদম। হুম। একদম, একদম। হুম। ওকে, হুম। মানে, আপনি মূলত আপনার জীবনের যেগুলা আসলে আগে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, মাঝখানে ফোন আসার কারণে আসলে এগুলো দেখা গেছে যে একটুখানি ফিকে পড়ে গেছে। তো তখন আবার যখন বুঝতে পারলেন, তখন এইযে নিজের যে নিত্যদিনের প্রয়োজনীয় যেই রুটিনটা আছে, সেই রুটিনে আবার ফিরে গেলেন এবং সেগুলোকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করলেন।
একদমই ঠিক। একদমই ঠিক। তো এরকমটাই কিন্তু আসলে হয়েছে আরকি আমার ক্ষেত্রে যে, এরপরে কিন্তু আসলে আমি আমার আ জীবনকে কিন্তু বদলাতে কিন্তু এভাবে কিন্তু সাহায্য করেছি। কারণ
বুঝতে পেরেছি। হুম। আচ্ছা। তো সেইক্ষেত্রে এইযে সকালবেলা ঘুম থেকে ওঠা শুরু করে। হ্যাঁ? এই রাত্রিবেলা ঘুম থেকে ঘুমানো যাওয়া পর্যন্ত। কীভাবে আসলে আপনি আপনার রুটিনটাকে বদলেছেন? যদি একটু বলতেন।
হ্যাঁ, দেখুন আ প্রথমত যদি বলি যে স্মার্টফোনের আগের যদি যে সিচুয়েশন, তখন কিন্তু আসলে দেখা যেত যে আমরা খুব early, early ঘুমিয়ে যেতাম। সকাল, সকালই কিন্তু ঘুমাতাম বা, রাত ৮ টা বা, এই এই ধরনের সময়ের মধ্যে ঘুমিয়ে পড়তাম। পরবর্তীতে কিন্তু ঘুম থেকে ওঠা হতো এরপর স্কুলে যাওয়া হতো। এভাবে কিন্তু আসলে আমরা আমাদের কাজগুলো করতাম এবং এমনও দেখা গিয়েছে যে স্কুলে যাবো কিন্তু আসলে টাইমটা সঠিকভাবে উঠতে পারি নাই, দেরি হয়ে গিয়েছে। তখন কিন্তু আসলে স্কুলে যাওয়া হয় নাই। এভাবে কিন্তু নানান জটিলতায় পড়েছি বা অনেক সময় দেখা গেছে স্কুল বন্ধ, কিন্তু আমি চলে গিয়েছি। তো এইযে ব্যাপারগুলো সেটা কিন্তু বর্তমানে স্মার্টফোনের মাধ্যমে আমরা ব্যাপারগুলোকে কিন্তু আসলে নিয়ন্ত্রণ করতে পারি। যেমন আমরা কিন্তু অ্যালার্ম দিতে পারি, তার পাশাপাশি কিন্তু কোনদিন ছুটি থাকবে আমাদের স্কুল, ওই দিনগুলোকে কিন্তু আসলে আসলে মার্ক করতে পারি এবং মার্ক করার ফলে কি হয়? যে আমাদের সময়গুলো বেঁচে যায়। এ অনেক সময় আমরা কিন্তু আ ভুল করে স্কুলে চলে যাই। সেটাও কিন্তু আসলে হয় না। তো বর্তমানে কিন্তু স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আমরা আ বন্ধুদের সাথেও খুব সহজে যোগাযোগ করতে পারি যে আমার বন্ধু কোথায় আছে? একসাথে স্কুলে যেতে পারি। তো সবকিছু মিলিয়ে কিন্তু আসলে বেশ আ চমৎকারভাবে কিন্তু আসলে স্মার্টফোন আমার জীবনে আসলে বদলের যে ব্যাপারটি, সেটা কিন্তু আসলে ঘটেছে।
হুম। হুম, জি। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। একদম। হুম, হুম। হুম, জি। সেটাই। একদম। হুম, হুম। হুম। একদম, একদম। আ সেটাই। হুম। উম বুঝতে পেরেছি। তো সেইক্ষেত্রে থাকে না? যে স্মার্টফোন আসার ফলে দেখা যায় যে যোগাযোগের ধরণটাও কিন্তু বদলে গেছে এবং যোগাযোগের মাধ্যমটা দেখা যায় যে অনেক বেশি সহজ করে তুলেছে। তো সেইক্ষেত্রে মানে আপনার জীবনের সম্পর্কগুলোকে আসলে সহজ করতে বা, সম্পর্কগুলো ধরে রাখতে এই যোগাযোগের মানে যোগাযোগের মাধ্যমটাকে ঠিকঠাক রাখতে, ফোনটা আসলে কীভাবে আপনাকে সাহায্য করেছে বা, সহায়তা করেছে?
একদম। হ্যাঁ এটা কিন্তু বেশ চমৎকারভাবে কিন্তু আসলে করেছে বিভিন্ন ক্ষেত্রে বলবো, যে যেমন আমার একটি ভাই, তিনি কিন্তু আসলে অনেক দূরের একটি জায়গায় কিন্তু আসলে আ বসবাস করছে বা সেই দেশে কিন্তু রয়েছেন। তো আমরা কিন্তু আসলে খুব সহজে কিন্তু চাইলেই তার সাথে কিন্তু যোগাযোগ করতে পারছি বা তাকে কিন্তু আসলে স্মার্টফোন বা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আসলে তাকে সরাসরি কিন্তু আ দেখতে না পেলেও, virtually কিন্তু আসলে দেখতে পাচ্ছি। এবং তার সাথে কিন্তু আসলে আমরা বিভিন্নভাবে যে যোগাযোগ বা এই যে আসলে ব্যাপারটি, এটা কিন্তু বেশ চমৎকারভাবেই কিন্তু আমাদের জীবন কিন্তু আসলে বদলে দিয়েছে মুঠোফোন যে, তার মাধ্যমে কিন্তু আসলে দূরের যে সম্পর্কগুলো রয়েছে, সেটাকে মনে হয় না যে আসলে খুব বেশি আসলে দূরে রয়েছে। মনে হয় যে আসলে, একেবারে আসলে কাছে রয়েছে। তাই আমার কাছে মনে হয় যে আসলে আ মোবাইল ফোনের মাধ্যমে দূরের যে সম্পর্কগুলো রয়েছে, সেটাকে কিন্তু আসলে একেবারে হাতের মুঠোই করে দিয়েছে এবং খুবই কাছের exactly যে আসলে
হুম, হুম। হুম, জ্বি। হুম, হুম। আচ্ছা। হুম। একদম। হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। হুম, হুম। হুম। মানে আরো বেশি কাছে নিয়ে আসছে। আগে যেমনটা দূরে দূরের মনে হতো বা হচ্ছে হল গিয়ে দেখা যেত যে অনেক বেশি মানে কঠিন মনে হতো যে, "কীভাবে যোগাযোগ করবো!" তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এইটা অনেক বেশি সহজ করে তুলেছে। তো হয় না যে, ফোনের মাধ্যমে এখন কিন্তু অনেক কিছুই আসলে বদলে গেছে। তো আপনার জীবনে যে কাজ, বা মানসিক স্বাস্থ্যের উপর আসলে এই যে মোবাইল ফোনের যে বিষয়টা, সেটা আসলে কি ধরনের প্রভাব ফেলেছে? বাম কেমন ধরনের কাজ করছে, সেই বিষয়ে যদি একটু বলেন?
একদম, একদম। হ্যাঁ আসলেও, স্মার্টফোনের আ ব্যবহারের ফলে বর্তমানে অনেক প্রযুক্তি এসেছে যেটা কিন্তু আমাদের জীবনকে বেশ সহজ করে তুলেছে। আমি যদি আমার একটি ঘটনাই বলি যে বেশ কিছুদিন আগে আ যখন আসলে পরীক্ষার শেষের দিকে চলে আসছিল, তখন আমাদের মাথার কিন্তু একটা বা বোঝা ছিল assignment লেখা সেটা কিন্তু বর্তমানে কিন্তু বিভিন্ন tools রয়েছে, সেগুলো ব্যবহার করে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা অ্যা এটা কিন্তু আসলে করতে পারছি এবং সেটার মাধ্যমে কিন্তু আমাদের জীবনকেও বেশ সহজ করে তুলেছে এবং আ অনেক ক্ষেত্রে কিন্তু আসলে জ্ঞানের যে পরিধিটা, সেটা কিন্তু একটা prom দিলেই কিন্তু আসলে আমাদের জ্ঞানের যে পরিধি বা সেটা সম্পর্কে কোনো একটি কিছু জানতে ইচ্ছা করছে, আমরা কিন্তু খুব সহজেই কিন্তু জানতে পারছি সেটাকে। অর্থাৎ আমাদের জানের যে মানে জানার যে পরিধিটা, সেটা কিন্তু অনেক বেশি বিস্তার করতে কিন্তু বর্তমান প্রযুক্তি, সেটা কিন্তু আসলে আমাদেরকে সাহায্য করছে, তার পাশাপাশি দেখা যায় যে আমরা বিভিন্ন ধরনের আ টিউটোরিয়াল দেখে skill up করতে পারি নিজেকে, পাশাপাশি আ পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার ক
হুম। উম জ্বি। হুম, হুম, হুম। আচ্ছা! হুম। একদম। হুম, হুম। উম জ্বি। হুম। হুম। একদম, একদম। হুম। মানে সামান্য একটা টাচ এর মাধ্যমেই কিন্তু সবকিছু আপনি খুঁজে পাচ্ছেন।
Exactly, exactly! যে আসলে এই যে আসলে ব্যাপারগুলো, সেটা কিন্তু আমাদের জীবনকে বেশ সহজ থেকে সহজতর করে তুলেছে প্রতিনিয়ত, যে আসলে স্মার্টফোনের ব্যবহার আমাদের জীবনে কিন্তু আসলে, আ বর্তমানে আমি বলবো যে, "আসলে ওতপ্রোতভাবে কিন্তু আসলে জড়িয়ে পড়েছে।"
হুম, হুম। আচ্ছা। হুম। তো সেইক্ষেত্রে কখনো কি মনে হয়েছে এই যে এত সহজ থেকে সহজতর করে ফেলল তোস কখনো মনে হয় না যে কিছুটা আসলে বিপদের মুখে ফেলেছে? তো সেই যেই বিপদগুলো আসলে যেগুলো আসলে মানে ফেলেছে, তো আপনি আসলে কি, কি সম্মুখীন হয়েছিলেন, বা আপনার কোনো বাস্তব অভিজ্ঞতা আছে কি?
হ্যাঁ এটা আসলে অনেকবারই কিন্তু আসলে আ অভিজ্ঞতা আসলে হয়েছে। আ বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে আমার যারা ছোট ভাতিজা রয়েছে, আ তারা অনেকক্ষেত্রে দেখা গিয়েছে যে, আমার দেখাদেখি বে বিভিন্ন যে টুলসগুলো আমি ব্যবহার করি, সেটা কিন্তু আসলে তারা দেখে। তো দেখা যায় যে আসলে, এইযে ব্যাপারগুলো দেখে তারা বিভিন্ন ধরনের prompt দিয়ে কিন্তু আসলে দেখা যায় যে, আ বিভিন্ন ধরণের তাদের যে আ দরখাস্ত লিখার যে ব্যাপারটা, সেটা কিন্তু আসলে লিখে এবং পরবর্তীতে দেখা গিয়েছে যে, সে ঠিকই দরখাস্ত লিখে দিচ্ছে। কিন্তু সে যে দরখাস্তটা পড়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু আসলে পড়ছে না। সে কিন্তু কপি পেস্ট করছে। তো পরবর্তীতে দেখা যায় যে, আসলে আ এটা কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে আসলে জ্ঞান শূন্যের যে ব্যাপারটা, সেদিকে কিন্তু আসলে নিয়ে যাচ্ছে আরকি। তো অনেকক্ষেত্রে আসলে দেখা যায় যে যেমন আমি বললাম যে, "দূরের সম্পর্কগুলো কাছে টেনে নিয়ে আসছে।" পাশাপাশি বলবো যে, "আসলে কাছের যে সম্পর্কগুলো সেটাকে কিন্তু আসলে স্মার্টফোন দূরে ঠেলে দিচ্ছে।" যেমন আমরা আগে একসাথে এক টেবিলে ভাত খেতাম। সেটা কিন্তু বর্তমানে আসলে হয় না। স্মার্টফোনের মাধ্যমে সবাই সবার রুমে বসে থেকে কিন্তু আসলে খাওয়া-দাওয়া করে এবং আগে যেরকম গল্পগুজব হতো, সেটাও কিন্তু আসলে স্মার্টফোনের কারণে কিন্তু কেউ পারস্পরিক সেই গল্পগুলো করে না। আ আমার কাছে মনে হয় যে, আসলে কিছুটা সম্পর্ক কাছে টেনে দিলেও প্রযুক্তির কিন্তু আসলে এই ব্যাপারগুলো কিন্তু রয়ে আছে।
হুম। উম জি। আচ্ছা। হুম। হুম। আচ্ছা। হু, হু। একদম। হুম। হুম। একদম, একদম। হুম। সেটাই। হুম। একদম। অনেকেই দেখা যায় যে এ সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যেটা বললেন যে, "আসলে নিজেকে মানে দেখা যায় আগে যখন ফোন ছিল না, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা থেকে শুরু করে তাড়াতাড়ি রাত্রিবেলা ঘুমানো ও যাওয়া পর্যন্ত বেশ সহজ ছিল এবং জীবনযাত্রার মানটাও অনেক বেশি"
হুম, উ-হুম।
থাকে না? সহজ সরল ছিল। তো সেইক্ষেত্রে এখন অনেকেই দেখা যায় যে ঘুম থেকে উঠেই সাথে, সাথে ফোনটা আসলে হাতে নিচ্ছে। মানে প্রকৃতির সাথে সময় কাটাচ্ছে না। তো সেইক্ষেত্রে আসলে আপনি কী করে থাকেন? এবং এই জিনিসটাকে আসলে আপনি কীভাবে দেখছেন?
একদমই, একদমই। ঠিক বললেন। <chuckles> হ্যাঁ, দেখুন সকালবেলা যখনই আসলে আমি ঘুম থেকে উঠি, প্রথমত আসলে অ্যালার্ম সেট করার চেষ্টা করি। আ যখন আসলে অ্যালার্ম বেজে ওঠে, তখন কিন্তু আসলে ঘুমটা ভেঙে যায়। এরপরে আমি কিন্তু প্রথমত আসলে আ যখন আসলে বের হই, তখন কিন্তু আসলে এক কাপ চা খাই। চা খাওয়ার পরে আ স্মার্টফোনে বিভিন্ন ধরনের ইসলামিক যে কথাগুলো রয়েছে, আমি কানে হেডফোন দিয়ে সুন্দর করে শোনার চেষ্টা করি বা, অনেক সময় কিছু আ আ সুরাও কিন্তু আসলে শোনার চেষ্টা করি এবং পরবর্তীতে কিন্তু আসলে এইযে আসলে প্রকৃতি, সেটাকে কিন্তু কাছ থেকে দেখার বা অনুভব করার চেষ্টা করি এবং এভাবে কিন্তু কিছুক্ষণ বেশ হাঁটাহাঁটি করি। এভাবেই কিন্তু আমার সকালগুলো শুরু হয়। স্মার্টফোন কিন্তু আমার আ বেশ সাহায্য করে, সে জায়গাগুলো থেকে।
হু, হু। উম জি। হুম। আচ্ছা। হুম। ওকে। হু, হু। আচ্ছা। হুম। কিন্তু বড়দের মুখে আসলে শোনা যায় সকালবেলা ঘুম থেকে উঠে আসলে প্রকৃতিতে সময় দেওয়া বা, হচ্ছে হলো গিয়ে নিজের মতো করে একটু সুন্দরভাবে সময় দেওয়া। যাতে প্রযুক্তি উবু মুক্ত থাকা যায়। তো সেইক্ষেত্রে মানে আপনি যেহেতু বললেন যে, আপনি সকালবেলা ঘুম থে তো এইটা কি আসলে কখনো স্বাস্থ্যের জন্য মানে কোন ধরনের ক্ষতিকর প্রভাব ফেলছে কিনা?
<laughs> হ্যাঁ, এটা আসলে অনেকক্ষেত্রে আসলে হয়। কারণ স্মার্টফোন থেকে কিন্তু এক ধরনের আ যে ওয়েব আ রশ্মি বের হয়, সেটা কিন্তু আমাদের শরীরের মধ্যে অনেক সময় কিন্তু আসলে আ প্রবেশ করে। তো এ সেইখান থেকে বলবো যে, "আমি যখনি আসলে ঘুমাতে যাই, তখন কিন্তু স্মার্টফোন অনেক দূরে রাখি" এবং তার পাশাপাশি আমি কিন্তু দূরে রেখেই কিন্তু আ ঘুমাতে যাওয়ার চেষ্টা করি। তো এভাবে করে আসলে স্মার্টফোনের যে খারাপ দিকগুলো রয়েছে, সেটা কিন্তু একটু সতর্ক থাকলেই কিন্ত আসলে সে দিকগুলো কিন্তু আসলে নিয়ন্ত্রণ করার যে ব্যাপারটি, সেটা কিন্তু যথাযথ করা যায়।
হুম, হুম। উম জি। হুম। আচ্ছা! বেশ ভালো। হুম, হুম। উম জি। হুম। উম বুঝতে পেরেছি। তো সেইক্ষেত্রে ব্যবহারিক যে পরিবর্তনগুলো আছে, থাকে না? যে আম এখন কিন্তু অনেক কিছু সহজলভ্য হয়ে গেছে। আপনার ব্যাংকিং সেবা তারপর হচ্ছে হলো গিয়ে অনলাইন শপিং, এগুলো কিন্তু একটা ফোনের মধ্যেই কিন্তু সবকিছু করতে পারছেন। তো সেক্ষেত্রে <smacks lips> এত কিছু করার পরেও কখনো কি আপনি আসলে নিরাপত্তাহীনতায় বা প্রাইভেসি নিয়ে কখনো ভেবেছেন? যে আসলে আপনার আসলে মানে যেই অ্যাপসগুলো ব্যবহার করছেন, সেই অ্যাপসে আপনার কতটুকু নিরাপদ আছেন? বা কতটুকু আপনার প্রাইভেসি আছে? তো সেই নিয়ে মানে কখনো কোনো অভিজ্ঞতা কি হয়েছে?
একদম, একদম। হ্যাঁ এটা আসলে অনেকবারই কিন্তু আসলে হয়েছে। বর্তমানে কিন্তু আসলে স্মার্টফোন আমাদের জীবন বদলে দিলেও, কিছু জীবনের আসলে প্রতিকূলতা বা জীবনের কিছু আ ক্ষেত্রে কিন্তু বাধাগ্রস্তও কিন্তু করে। যেমনটা আসলে আমরা যেমন সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, সে সোশ্যাল মিডিয়ার আইডিগুলো যদি চুরি হয়ে যায়, পাসওয়ার্ড। সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের স্মার্টফোনই কিন্তু আমাদের জীবনকে কিছুটা হুমকি স্বরূপ বা জীব হুমকির মুখ কিন্তু আসলে ঠেলে দেয়। তো সে জায়গা থেকে কিন্তু আসলে আমি সবসময় আসলে চেষ্টা করি যে, আসলে কিভাবে সেই স্মার্টফোনটাকে আসলে ব্যবহার করছি। ব্যবহার করার পাশাপাশি আমি সেটাকে কিন্তু আসলে কিছুটা আসলে অ্যা অ্যা যে খারাপ দিক বা ভালো দিক রয়েছে, সেটাও কিন্তু আসলে অনলাইনে জানার চেষ্টা করি। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বলা হয় যে, বিভিন্ন ধরনের যে স্কামিং লিঙ্ক গুলো পাঠানো হয়, সেটা যেন আসলে আমরা ক্লিক না করি বা আমরা প্রতি মাসে বা প্রতি আ কয়েক মাস পর, পর Facebook পাসওয়ার্ড চেঞ্জ করি, তাহলেও কিন্তু আসলে বেশ আ সুবিধাজনক হয়। কারণ অনেক সময় কিন্তু আসলে বেশ Facebook এর ডেটাবেস চুরি হয়ে যায়। এ্যা যেটার আ আমার যদি আসলে সেই ডেটাবেস এর access গুলো থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রতারক চক্র সেখানে নিয়ে নিতে পারবে। তো এভাবে করে কিন্তু আসলে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু লক্ষ্য করা যায়। তো আমরা যদি কিছুটা যদি আসলে সতর্কতা অবলম্বন করি, সেক্ষেত্রে স্মার্টফোন আমরা ভালো কাজে ব্যবহার করতে পারব। তার পাশাপাশি আমাদের জীবনকে সহজ থেকে সহজতর করছে। সেটা কিন্তু আসলে চলমান থাকবে।
হু, হু। উম জি। হু, হু। একদম! হুম। আচ্ছা। হু, হু, হু। হুম জি। হুম। আচ্ছা। হুম। একদম। সেটাই। হু, হু। হুম। একদম, একদম। আপনি যেটা বললেন যে, আপনি আসলে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে এবং রাতে ঘুমানো পর্যন্ত কীভাবে, কীভাবে ফোনের ব্যবহারটা আসলে আপনার জীবনটাকে বদলে দিয়েছে। এবং আপনার জীবনে দেখা যায় যে, এই যে নিরাপত্তার যে বিষয়গুলা, আপনি আসলে কিভাবে maintain করেন এবং কিভাবে privacy টাকে বেশ সুন্দরভাবে বজায় রাখার চেষ্টা করেন এবং যারা আসলে স্ক্যাম করার চেষ্টা করে, তাদের থেকে কিভাবে বিরত থাকেন। বেশ দারুণভাবে কিন্তু আপনি আসলে বিষয়গুলো বুঝিয়ে বলেছেন! তো অনেকদিন পর আসলে এইসব বিষয়ে গল্প করতে পেরে কিন্তু বেশ ভালো লাগলো। তো ধন্যবাদ আপনাকে।
একদম, একদম। হ্যাঁ, আপনার সাথেও আসলে আমার যে অভিজ্ঞতা রয়েছে, স্মার্টফোন কিভাবে আসলে আমার জীবনকে বদলে দিয়েছে এবং কীভাবে আসলে আমার জীবনকে সহজ থেকে সহজতর করেছে এবং এগুলোর যে আসলে সমস্যা বা সমাধানের যে ব্যাপারগুলো নিয়ে বললাম, আপনার সাথেও এইগুলো নিয়ে কথা বলে ভীষণ ভালো লাগলো! ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও।